উ হুম। এটাই মানে এই যে আ আমারও ইচ্ছে করে যেহেতু আ একটু প্রকৃতির মাঝখানে একটু ঘুরে আসতে পারতাম বা হচ্ছে যে যেখানে একটু বেশি গাছ আছে এখানে যদি যেতে পারতাম তাহলে হয়তো ওই গরমটাও কম লাগতো বা ওই যে একটা মানে আ মানে আ মানে হ্যাঁ একঘেয়ামি টাও কম তো বা ওই যে বাতাস যেটা আছে মানে এত ক্লিন একটা ফ্রেশ বাতাস সেটাও কিন্তু আসলে আ পেতাম। যেটা কিন্তু আসলে নরমালি এইযে ঢাকার ভিতরে বলেন বা অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না।
হুম। জি। হ্যাঁ। একঘেয়েমি। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, ঢাকার অবস্থা আমরা যদি বলি খুবই বাজে অবস্থা। কারণ ঢাকায় যদি চিন্তা করেন যে গাছপালা কিন্তু আসলে ওভাবে কিছুই নেই এখন। আর আগে আগে যদি আপনি খেয়াল করে দেখতেন আ বনানি থেকে আ কাওলা দিয়ে এয়ারপোর্ট এ যাওয়ার যে রাস্তাগুলো সেখানে তো বড় বড় গাছগুলো ছিল। এ হ্যাঁ। এখন নাই। এই যে বনসাই করে অবস্থা পুরাই খারাপ। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুবই বাজে ডিসিশন ছিল। যে এত বড় বড় গাছগুলোকে কেটে বনসাই করার আসলে কোন মানেই ছিলনা।
হুম। হুম, জি right. হুম, হুম। অনেক ছিল, এখন তো আর কিছুই নেই, এখন তো ওখানে হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। আগে তো ওই রাস্তাগুলো তো আমার কাছে বেশ ভালো লাগতো। মনে হতো যে মানে একটা গ্রাম সাইডের মতো বা হচ্ছে এত আলো মানে গাছপালা ছিল মানে গেলে একটা মানে অন্যরকম একটা শান্তি লাগতো। আর এখন তো ওইখানে গেলে মনে হচ্ছে যে ধুলোবালি ছাড়া কিছুই খেতে পারছি না। যে এরকম একটা হ্যাঁ, দমবন্ধর মতো একটা অবস্থা। তো এই ভ্রমণের ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি একটু পাহাড়টাই বেছে নেবো। কারণ যেহেতু একটু গাছপালা আছে একটু প্রাকৃতিকের মাঝে হচ্ছে আলাদা একটা শান্তি পাওয়া যায়। সেটা কিন্তু আসলে অন্য কোথাও পাওয়া যায় না। তো এইজন্য আমার কাছে বেশ পাহাড়গুলোই বেশ ভালো লাগে বা আমার অনেক ইচ্ছে যে আ থাকে না ছোটোবেলায় যে মানুষের ফ্যান্টাসি থাকে। তো আমার ছোটোবেলা থেকে ফ্যান্টাসি ছিল যে আ মানে যদি পাহাড়ে যে একটা গাছের উপরে বসবাস করতে পারতাম। বা একা থাকতে পারতাম জঙ্গলের ভিতরে হ্যাঁ, tree house right। তো এরকম আরকি মানে ছোটবেলা থেকে একটা চিন্তা বা হচ্ছে এই যে আ জিনিসগুলো সেটা কিন্তু আমার মানে এই যে প্রাকৃতিক থেকেই আসলে এসেছে। যে গাছ ভালো লাগা বা গাছকে ভালোবাসা এখান থেকেই আমার এসেছে।
হুম। হুম। জি। হুম। দম বন্ধ লাগে। আচ্ছা। হুম, হুম, হুম। হুম। উ হুম। হুম। tree house right. হুম। আচ্ছা। হু, হু। আসলে আপনার কথা শুনে আমার কাছে মনে হতো যে আমিই একমাত্র মনে হয় পাগল যার কাছে এরকম গাছের উপরে জঙ্গলে গিয়ে বাস করতে খুবই পছন্দ কিংবা ইচ্ছা। যে আসলে কখনো যদি সম্ভব হত যে আমি আ বান্দরবন কিংবা কোথাও একটা গিয়ে আবার আরেকটা জিনিস আমার খুব ইন্সপায়ার করতো। হুমায়ুন আহমেদের কোন একটা নাটকে দেখেছিলাম যে উনি হচ্ছে গিয়ে নুহাস পরবর্তীতে বুঝতে পেরেছি যে সেটা নুহাশপল্লি ছিল। ওইখানে হচ্ছে গিয়ে ট্রি হাউস আছে। ওগুলো দেখে আমার খুব শখ ছিল যে ইস আমি যদি কোথাও এরকম একটা বড় গাছ লাগাতে পারতাম। লাগিয়ে যদি আমিও এরকম একটা ট্রি হাউস বানিয়ে আমি থাকতে পারতাম। কি যে মজা লাগতো। কিন্তু আসলে এটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর আমাদের পক্ষে তো আসলে ঢাকা শহরে গাছ লাগানো সম্ভবই না। জি। আর সেখানে তো ট্রি হাউস তো খুবই স্বপ্নর ব্যাপার।
<scoffs> <chuckles> <scoffs> হুম, হুম। হুম, জি। ও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> না, একদমই না।